কিছু, কিছু গান। কিছু, কিছু যেমন হ্যাঁ, ওইযে অ্যা 'অর্ধাঙ্গিনী' সিনেমার যে, গানটা আ ইমন চক্রবর্তী গাওয়া যে, আ আবার কি যেন আ আ।
জি, যেমন একটু উদাহরণ দিবেন? 'তুমি যাকে ভালোবাসো' ওই গানটির কথা বলছেন কি?
আ ভালো আর ওটা না। স্নানের বা ঘরে বাষ্পে ভাস, ওটা না। আমি বলছি যে, একেবারে অনুপম রায়ের লেখা সুরে যে, গানটা অর্ধাঙ্গিনস নামা কেনো ভুলে গেলাম এই মুহূর্তে?
ওকে। উম না আসলেই আপনি বলতে চাচ্ছেন আসলে সেই গানটা যদি একটু আ ঘটনার বা পিছনের গল্পটা যদি বলতেন তাহলে আসলে বুঝতে সুবিধা হতো। একটু বলবেন কি?
আ হ্যাঁ, আমি তো ১ম আ ছবিটাতেই দেখেছি আরকি যে, 'অর্ধাঙ্গিনী' ছবি অ্যা উম
হু, হুম। জি, জি।
কিছুটা গিয়ে পড়ি কি এসেছি ফেলে। এই গানটা শোনেননি? এটা তো দ্বিতীয় লাইন বোধহয়। কিছুটা
তো এইযে উ হুম। হুম। হুম, এই গানটা কিন্তু বেশ চমৎকার একটি গান। এই গানটির সাথে আপনার স্মৃতিটা বা কেনো আসলে ভাল লাগে সেটা কি বলবেন?
হ্যাঁ, হ্যাঁ। আমি পথচারী এইযে আমি আবার ক্লান্ত পথচারী। যেন কাটার আঘাত মানে। হ্যাঁ, হ্যাঁ। এ আলাদা, আলাদা। <chuckles> জি, জি। এটা আমার বেশ ভালো লাগে। তারপর
হুম, বুঝতে পেরেছি। কেমন যেন আলাদা, আলাদা। ওই গানটির কথা বললেন যে, আলাদা, আলাদা? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, এই গানটা আসলে ভালো লাগে ওইটা কি ওইযে সেই প্রিয় মানুষের স্মৃতিটাকে আপনার আবার ফেরত নিয়ে আসে বলেই ভালো লাগছে, এরকম কি?
কি বলে মনস্তাত্ত্বিক ব্যাপার খুব ভালো বোঝেন মনে হচ্ছে। হ্যাঁ। এ
না, হ্যাঁ, আপনার কথা থেকে আসলে বোঝা যাচ্ছে বা আপনাকে যদি আসলে ঠিকভাবে বুঝে থাকি তাহলে তো আসলে এটাই হওয়া উচিত। তো এইযে আপনি গানটার কথা বললেন এটার সাথে আসলে আপনার স্মৃতিটা বা এইটা শোনার পর আপনার মধ্যে কী অনুভূতি হচ্ছে সেটা যদি একটু বিস্তারিত বলতেন?
ভালোই বুঝে আপনি। হ্যাঁ।